এটা একদমই একটু ভিন্ন রকম শোনালো যদিও যে আম একটু চওড়া করেও না মাছ সচরাচর যেভাবে কাটা হয়, সেটা না একটু ভিন্নভাবে হুম!
হ্যাঁ, একটু লম্বা, লম্বা মানে একদম ওইযে গাদার গাদার পিসটা নেওয়া হয়, গাদার পিসটা একবারে কেটে লম্বা, লম্বা করে আব্বু জানি কিভাবে কাটায় আনে। আমি নিজেও দেখিনি কখনো। ঠিক আছে? কিন্তু যখন মাছই ভালো রকমের হয়
বাহ! আসলে, আসলে। বাহ! তো এইযে আ জানার কখনো ইচ্ছে হয়নি? যে ঠিক আছে নিজে, নিজে একটু বাসায় ট্রাই করলেন বা, চেষ্টা করলেন একটু কেটে রাখার। যেহেতু বাবা বাহির থেকেই কা কেটে নিয়ে আসে তো আপনাদের কি কখনো সেখানে বা, আপনার কখনো জানার ইচ্ছা হয়েছে কি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ও ব মানে আব্বুকে জানারই বলেছি। আব্বু বলেকি, "আমি তো ঐ লোকের কাছেই কাটায় নিয়ে আসি।" ত এখন আব্বু যেইভাবে বর্ণনা করেছে, সেই অনুযায়ী আমি কাটার চেষ্টা করেছি এবং আমি ধরতে পেরেছি খুব সম্ভবত এভাবেই কাটে যে গাদার পিসটাকে আপনার কাটাটা এমনভাবে ফেলে দেয় যে রুই মাছে কি করেন? যদি ২ ভাগ করে ফেলেন যে একদিকে গাদা থাকলে, একদিকে পেটি থাকলো। এখন গাদার অংশটার যদি আপনি কাঁটাটা, মানে কাঁটাটা যদি আপনি মানে ৩ কোনা শেপ হয়ে যায় না? একটা তো triangle এর মত হয়ে যাচ্ছে গাদার অংশটা। সেখানে যদি আপনি উপরে কাটার অংশটা একবারে ফেলে দেন সমান করে। তারপর যদি লম্বা, লম্বা করে আপনি মানে হয় না? যে julienne cut দেয়ার মতো যেমনটা করতে চান, সেটা যদি করতে যান তাহলে হয়তো হতে পারে। মানে আমি একবার, দুইবার চেষ্টা করেছি যে দু ঠিক আব্বুর মতো আসেনি।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। হ্যাঁ! বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। আচ্ছা হতে পারে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বাহ! চমৎকার। তো এইযে রান্নাগুলো পার পরিবারের আ ভিত্তিতে একটা হয়ে আসছে। যেটা নানুর কথা বললেন। আবার হচ্ছে এইযে মাছের রেসিপি। তো এমন কোনো বা পদ্ধতি আপনার কাছে আছে কিনা যেটা আসলে আপনি আপনার জন্যই এড করতে চান? এইযে মাছের কথাটাই বলি। যে ছোট করে যদি একটু বলতেন যে কোন জিনিসটা আপনি এড করতে চান এইখানে?
হ্যাঁ, হ্যাঁ।